হুম, তা তো অবশ্যই। আসলে এ ভূত জিনিসটাই তো বিভ্রান্তিকর, তাই না?
<chuckles> হ্যাঁ, ভূত জিনিসটাই বিভ্রান্তিকর। কারণ, আ আমরা দাবি করে থাকি কোনো একটা ছায়া দেখে যে আ ও এখানে হয়তো কোনো ভূত আছে কিংবা অশরীরী কিছু আছে। কিন্তু আ তো ওইখানে যাওয়ার পরে নিজে যেয়ে যখন explore করবেন জায়গাটা, তখন ওখানে কিচ্ছুই নাই দেখবেন।
হু, হু। হু, হু। হ্যাঁ, এমন তো অনেক ঘটনা আছে। আপনার নিজের জীবনেও থাকতে পারে। আমার নিজের জীবনে আমি ফিজিক্যালি জানি যে হ্যাঁ, এরকম ঘটনা আমার সাথে ঘটেছে, আমি দেখেছি হতে। আসলে আ যতবারই এমন ঘটনা ঘটেছে, প্রত্যেকবারই এর পিছনে কোনো না কোনো র উ রহস্য ছিল এবং উম পরবর্তীতে তার প্রমাণও পেয়েছি যে আসলে বিষয়টা সম্পূর্ণ মানসিক এবং পরিস্থিতির উপর নির্ভর করে। দেখা যাচ্ছে যে এমন পরিবেশে আছেন
তো আ হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ। আ মানসিক মানসিক আর আপনার অ্যা শারীরিক ভারসাম্য বলতে পারেন কিংবা মানসিক আ সুস্থতার উপরে বলতে পারেন।
হু, হু। আসলে মূল যে বিষয়টা তা হচ্ছে আমরা হচ্ছে পরিস্থিতির শিকার হই। এমন একটা পরিবেশে যে উপস্থিত হই যেখানে আসলে পরিবেশটা ভৌতিক। আসলে ভৌতিক পরিবেশের আমরা যে definition দেই আসলে সেই রকম ভৌতিক। আ চারিদিক সুনসান, আপনি যা বললেন শ্মশানের অবস্থা আরকি। ওই রকম পরিবেশে উপস্থিত হই। আমরা অলরেডি ভয়েতে থাকি আর তার মধ্যে সামান্য নড়াচড়াও আমাদের কাছে ভৌতিক লাগে।
আ হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হা <chuckles> হ্যাঁ। তখন আ আমার এখানে কিন্তু আবার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তা আপনি যখন কোনো আ কোনো কিছু ভাবতে থাকেন খুব গভীরভাবে। তো আ কিছু, কিছু গবেষণায় দেখা গেছে যে আ আপনি একটা জিনিস কল্পনা করছেন। তো এই কল্পনা করতে, করতে যখন কোনো একটা দিকে যখন আপনার আ মনটা কিংবা আ অন্য কোনো দিকে যখন আপনি concentration দিতে যান, তখন ওই চিত্রটা আপনার মাথায় ভেসে ওঠে হুট আ কিছু সময়ের মুহূর্তের জন্য আরকি।
হু, হু। হু, হু। হুম।